আ হ্যাঁ, যখন বজ্রপাতের আ এখনও যেহেতু হচ্ছে এ মানে আ মানে বজ্রপাত হয়। শুধু তখনকার কথা না তো বজ্রপাত হলেই কিন্তু মানে আমার খুবই ভয় লাগে কেন জানি না। আ তো তখন কিন্তু মানে এ্যা ছোটোবেলার কথা মাঝে, মাঝে, আসলে মনে পড়ে যায় যে, অ্যা ছোটোবেলায় যখন আসলে বৃষ্টি হতো বা বজ্রপাত হতো আমি কিন্তু মানে খাটের নিচে অথবা টেবিলের নিচে লুকিয়ে থাকতাম। তো এটা কি
আচ্ছা, আচ্ছা। মানে যাতে করে অনেক ভয় পেয়ে কখনো আসলে বা বেড়ালের মতো করে আসলে এই ব্যাপারগুলো আসলে করা হতো। বা এই ধরনের নাকি যে, আসলে মানে ভয় পাচ্ছেন বা যেমনটা আসলে আমার বা ব্যা বেড়ালের ক্ষেত্রে দেখা যায় যে, তারা কিন্তু ভয় পেয়েও এ ধরনের আসলে যে, ব্যাপারগুলো করে থাকে।
হ্যাঁ, একদম। একদমই, একদমই। আ আমার ক্ষেত্রেও কিন্তু আসলে বিষয়টা ঠিক সেরকমই আ ছিল। অ্যা এখনো কিন্তু যখন আসলে বজ্রপাত হয় তখন কিন্তু আ দেখা যাচ্ছে, জানালার ধারে দাঁড়িয়ে থাকলে ওখান থেকে সরে এসে দেখা যাচ্ছে রুমের অন্য কোন সাইডে সোফা হোক বা অন্য কোনো সাইডে বসা হয়। তো এই জিনি
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মানে একটু বা ভীতিকর একটা পরিস্থিতি আসলে তৈরি হয়। যখন এই ধরনের আ বজ্রপাতের ব্যাপারটা আসলে লক্ষ্য করেন। বেশ দারুণভাবেই কিন্তু বললেন। আচ্ছা, আচ্ছা।
একদমই, একদমই। একদমই, একদমই। হ্যাঁ, তো এই আরকি আসলে বলতে চাচ্ছিলাম যে, হচ্ছে, প্রকৃতির যে, সৌন্দর্যটা, সেটা কিন্তু আসলেও আ বর্ণনা করার মতো না। কারণ আ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, প্রকৃতি প্রকৃতির মতো সুন্দর। প্রকৃতি আসলে আ যেমন সুন্দর প্রকৃতির কিন্তু সেমন আ ভয়ঙ্কর রূপও আছে।
একদমই, একদমই। একদমই ভয়ংকরের যে, রূপগুলো। বেশ দারুণভাবেই কিন্তু বলছিলেন। তো আপনার কাছে প্রকৃতির ছোট করে যদি বলতেন, আপনার প্রকৃতির শব্দ এ্যা কোনটি আসলে সবচাইতে বেশি নির্ভরযোগ্য অনুভব করায়?